আচ্ছা আমাদের আ আরেকটা বিষয় একটু পয়েন্ট, পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে আ আমরা দেখেছি আমাদের আ যারা আমাদের আমার আমার দাদার কথাই যদি বলি দা আমাদের গ্রামে যারা বয়োবৃদ্ধ ছিলেন। আ উনাদেরকে দেখতে খুব কম অসুখে উনারা ভুগতেন। হ্যাঁ? উনাদের আসলে তেমন একটা ডিসিজ আমি আসলে খুব বেশি দেখিনি। সত্যি কথা বলতে। আর আমরা তো এই বয়সে মানে আমরা আমাদের বাচ্চাদের তো কথা যদি বলি, তখন দেখা যাচ্ছে যে তাদের এই
জি। হুম। যেমন। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, হুম। আ <chuckles> আচ্ছা। আমাদের পূর্বপুরুষদের কথা বলছেন।
একেবারে ছোট বয়সে সর্দি, কাশি, হ্যাঁ পূর্ব বয়সের কথা বলছি আরকি। তাদের মানে তারা বেঁচে বেঁচে থাকতেন অনেক দিন।
হ্যাঁ। আচ্ছা আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে আসল হ্যাঁ, আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে আসলে আমার ধারণাটা হল যে তারা অনেক পরিশ্রমী ছিলেন। আ যার ফলে মনে করেন যে তাদের আলাদা করে যে আপনার আ ব্যা ব্যায়াম বা এই জাতীয় কিছু তাদের আসলে এটা আলাদা করে করা লাগে নাই। কারণ আ যখন আপনার মাঠে যাওয়া হতো, মাঠে যেয়ে মাটি কোপানো, আপনার ধান বওয়া তারপরে আপনার আবার আছে যে তারা কিন্তু আসলে পুকুরে, পুকুরে গোসল করত। আ তা পুকুরে গোসল করতে যে সাঁতার কাটা। আ সারাদিন কোন না কোন একটা আ এক্টিভিটিস এর ভিতরে থাকতো কিন্তু।
হুম। হ্যাঁ, সেটাই এক্সাক্টলি। একদমই না এক্সাক্টলি।
তো যার ফলে আপনা আপনার তাদের আসলে আ তাদের সাথে তুলনা করলে বর্তমান যুগে আমাদের এ এই যে নতুন যে প্রজন্ম এদের সাথে খুব একটা মিল রাখা যায় না। আবার আরেকটা জিনিস দেখেন, তাদের কিন্তু অবসর সময় কাটতো আ খেলাধুলা করে। আ এখন আমাদের অবসর সময় কাটে। আমাদেরও অবসর সময় খাটে কাটে খেলাধুলা করে। কিন্তু আসলে তাদেরটা ছিল আ বা আ সরাসরি বা বাস্তব জীবনে আর এখন আমাদেরটা হয়ে গেছে ভার্চুয়াল রিয়েলিটি। তো এটা আরেকটা ব্যাপার।
হ্যাঁ। সেটাই, সেটাই। হ্যাঁ, এটা অবশ্যই আসলে আমরা আসলে আ যে পরিমাণ যান্ত্রিক হয়ে গিয়েছি আমার মনে হয় আ আম প্রকৃতিকে ছেড়ে যে পরিমাণ যান্ত্রিক হয়ে গিয়েছি এটা আসলে আমাদের আ নিজের জন্য তো ভালো না হোলে নেক্সট জেনারেশন এর জন্য ভালো না। আমাদের শারীরিক মানসিক বিকাশ হচ্ছে না। আমরা আমরা দেখা যাচ্ছে যে এই যে মাইগ্রেনের সমস্যা বলেন, চোখের সমস্যা বলেন, শারীরিক অবসাদ বলেন, হ্যাঁ? অল্প পরিশ্রমে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা এগুলো সবই কিন্তু আমাদের আসল যান্ত্রিকতার কারণে। এজন্য আমি যেটা মনে করি একদম কনক্লুশন এ বলছি যে আমাদের আসলে যেভাবে হোক প্রতিদিন ২৪ ঘণ্টার ভেতরে ০.৫ ঘণ্টা হলেও আমাদের শারীরিক ব্যায়ামের জন্য বের করা উচিত।
হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। একদম। হ্যাঁ। নানান ধরনের সমস্ হ্যাঁ। আর <chuckles> হ্যাঁ। আ হ্যাঁ, আপনি কিন্তু আসলে এখানে ৫ মিনিট করেও আপনি বাড়াতে পারেন। আজকে ৫ মিনিট করলেন, কালকে ৫ মিনিট করলেন। পরশুদিন যেয়ে ১০ আ মিনিট, তারপরের দিন ১০ মিনিট, তারপরের দিন ১৫ মিনিট। এভাবেও কিন্তু আসলে বাড়াতে পারেন। কারণ আপনি যখন ব্যায়ামটা শুরু করবেন তখন কিন্তু একটা আ শরীরের পেশিতে চাপ পড়বে।
এক্সাক্টলি আপনার সাথে কথা বলা অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ নেক্সটএ আরো কথা হবে।
আর অ্যা আচ্ছা, আপনার সাথে আসলে ব্যায়ামের ব্যাপারে কথা বলে আমিও অনেক কিছু জানতে পারলাম। আ ভালো থাকবেন, সুস্থ

আচ্ছা। উম আমার কাছে যেটা মনে হয় শহরে, আমরা যারা শহরে আছি আমাদের আসলে নিয়মিত ব্যায়াম করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। মানে অনেক বাঁধার কথা আমি বলছি আরকি। অনেক বাধা আছে। যেমন একটা সময় যখন আমরা ছোট ছিলাম, যদিও শহরে বড় হয়েছি, আ দেখা গিয়েছে যে আমাদের সামনে খেলার মাঠ ছিল বা আশেপাশে আ সাতার কাটার জন্য পুকুর ছিল। তো দেখা গেছে এখন খেলার মাঠগুলো বিল্ডিং হয়ে গিয়েছে। আর পুকুর ভরাট করেও কিন্তু মাল্টি স্টোরড বিল্ডিং তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে আসলে বিনোদনের যে জি।
আপনি কি হ্যাঁ, আমার কাছে তো এটা মনে হয়। হা, হা। হুম। জি। হ্যাঁ, যেমন? হুম, হুম। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। এখন এখন তো এখন অ্যা হ্যাঁ ব্যায়ামের জন্য কিন্তু এখনো অনেক প্রতিষ্ঠান আছে। তো আমরা আসলে এটাকে এভাবে বলতে পারি না। আবার আপনি যদি চান তাহলে আ যেসব সরঞ্জামাদি আছে সেটা আসলে ঘরোয়া পদ্ধতিও বানি বানিয়ে নিতে পারেন। বা আপনি আ দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন কিন্তু শহরে।
জি। আসলে এটা ঠিক আপনি ঠিক বলেছেন যে ব্যায়ামের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে। কিন্তু সে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে যে চিত্ত বিনোদনের যে বিষয়টা মানসিক যে প্রশান্তির যে বিষয়টা, আর সেটা থেকে তো আমরা আসলে একটু হলেও বঞ্চিত হচ্ছি। বিশেষ করে খেলাধুলার যে বিষয়টা আমি বলছিলাম, আ খেলাধুলার মাধ্যমে যে ব্যায়ামটা আমাদের সাথে চিত্ত বিনোদনের মতো। সে সেটা থেকে তো আমরা আসলে একেবারেই বঞ্চিত হচ্ছি। বা আমাদের নেক্সট জেনারেশন ও বঞ্চিত হচ্ছে। কি কি মনে করেন বিষয়টাকে আপনি?
আবার হ্যাঁ। উম হ্যাঁ। হ্যাঁ। যেমন? হ্যাঁ, খেলাধুলার বিষয়টা। হ্যাঁ, এইটা আমি আপনার সাথে একমত। হ্যাঁ। আ হ্যাঁ, এ এই এই বিষয়টাতে আমি আসলে একমত। আ এখন নেক্সট জেনারেশন যারা আছে তাদের আসলে খাবারের দিকটাও কিন্তু আসলে খুবই বাজে আমি মনে করি। আ তারা খাবারের দিকটাতেও যদি একটু মনোযোগ দিত, তাহলেও হয়তো এই সমস্যার সমাধান হতো বলে মনে হয়। আর নেক্সট জেনারেশন বা এই নতুন যে প্রজন্ম, এই প্রজন্মর অবশ্যই উচিত আমি মনে করি যে আপনার আ কিছু না হলেও র বাহিরে যেয়ে একটু হাঁটাহাঁটি করা। ১ থেকে আ ২ কিলোমিটার হলেও আরকি। <smacks lips> কারণ হ্যাঁ। আ একেবারে যে আমরা হাঁটাহাঁটি করার মতো জায়গা নাই এমন কিন্তু না শহরে। আপনি পার্কে যেতে পারেন বা হেঁটে বাজারে যেতে পারেন। আ যেখানে আসলে আপনার রিক্সা ভাড়া আ রিক্সা করে যেতে হয়, সেখানে আপনি আসলে আ খুব সহজে আরকি হেঁটে যেতে পারেন। তো এই এই এই সকল দিকগুলো যদি আমরা আ লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের খুব বেশি কষ্টও প কষ্ট কিন্তু পোহাইতে হয় না ব্যায়ামের জন্য বা আপনার শারীরিক যে একটু পরিশ্রমের দরকার হয় সেটা পূরণ করার জন্য।
আচ্ছা। এক্সাক্টলি। এক্সাক্টলি, এক্সাক্টলি।
আমার কাছে এটা মনে হয়।

ঘুমটাও ভালো হত। পড়াশোনাটা ভালো হত। মাগরিবের পর আমরা কিছু খেয়ে পড়তে বসে যেতাম। রাত ১০ঃ০০টা, ১১ঃ০০টা পর্যন্ত পড়তাম। হ্যাঁ? এই যে আমাদের একটা প্রাণ চাঞ্চল্য ছিল সেটা কি আসলে আজকে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। এর ক অন্যতম কারণটা কি? যে আমরা নিয়মিত ব্যায়াম করাটা ছেড়ে দিচ্ছি। আজকে আমরা মানে মাঠে ফুটবল খেলা ছেড়ে দিয়ে মোবাইলে আ ফুটবল গেমস খেলা জি ব্যস্ত। তো এভাবে হলে আমাদের আসলে শারীরিক এবং মানসিক বিকাশটা কিভাবে হবে? এই বিষয়টাকে আপনি কিভাবেও দেখেন যে আসলে জা
আ হ্যাঁ। হ্যাঁ, একদম। আ হ্যাঁ একদম। হ্যাঁ। হু, হু। <chuckles> একদম, একদম। আবার আবার দেখেন আপনি কর্মস্থল ক কর্মস্থলের ব্যাপারেও যদি দেখেন তাহলে কিন্তু আসলে ভাই আ আমাদের বেশিরভাগই কাজ হয়ে গেছে এখন বসে থাকা ভিত্তিক। বা মস্তিষ্কের উপরে প্রেশার পড়ে। এই ধরনের কাজ কিন্তু হয়ে গেছে। যার ফলে কিন্তু আপনার মেরুদণ্ডতে খুব ভালো রকমের একটা প্রভাব পড়ে।
আচ্ছা সেটাই।
আবার পায়ে আপনার, হ্যাঁ, কারণ সারাদিন যদি আপনি চেয়ারের উপরে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার খুব একটা মুভমেন্ট হচ্ছে না আপনার শরীর বা বডি।
আচ্ছা, হ্যাঁ সেটাই, সেটাই। আচ্ছা, আচ্ছা সেটাই, সেটাই।
জ্বি। তো এটার কারণে কিন্তু আসলে হ্যাঁ।
এটা সুন্দর বলে ছিল আসলে। আমাদের এখনকার দিনে আমি যেটা দেখি আসলে যে স ক বিশেষ করে করোনার সময়। আমি অনেক লম্বা সময় ধরে কম্পিউটার এর সামনে বসে থাকতাম। কোডিং করতাম। হ্যাঁ? মানে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজগুলো করতাম। তো দেখা যাচ্ছিল যে আমার আসলে কোমরের একটা ব্যাথা হতো সবসময় হ্যাঁ তো ডাক্তার পরামর্শ দিয়েছিল
হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <clears throat> কোমরের একটা সমস্যা দেখা দিয়েছিল আপনার আরকি।
সমস্যা দেখা দিয়েছিল এক্সাক্টলি। তখন ডাক্তারের পরামর্শ দিয়েছিল আপনি রা নিয়মিত হাঁটাহাঁটি করবেন। এর ১ম শর্ত উনি এটা দিয়েছেন। নিয়মিত হাঁটাহাঁটি করা মানে হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। এ ব্যায়ামের মধ্যে দিয়ে আমাকে নিয়মিত দিতে বলেছেন। পাশাপাশি আর্গনোমেট্রিক চেয়ার ইউস করতে বলেছেন যদি সম্ভব হয়। যেটা কোমরে সাপোর্ট দেয়।
আ হ্যাঁ। <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? সাঁতার কাটা কি আপনি যদি সাঁতার কাটেন তাহলে আপনার কি ব্যায়ামের যত প্রকার আ কার্যাবলী আছে বা শরীরের যে মুভমেন্ট গুলো আছে সেগুলো আ একদম সবগুলো একসাথে কাজ করে না?
এক্সাক্টলি বে ব্যায়াম এচ্ছে ইয়া কি সাঁতার। সাঁতারের চেয়ে তো উত্তম ব্যায়াম আর কিছুই হতে পারে না। তাই না? এর চেয়ে উত্তম ব্যায়াম কিছুই হতে পারে না। সব ফুল বডি এক্সারসাইজ হয়ে যায়। হ্যাঁ? ফুল বডি এক্সারসাইজ হয় শুধুমাত্র সাঁতারের মাধ্যমে।
হ্যাঁ। হ্যাঁ। একদম ভাই। <chuckles> হ্যাঁ। আ যদি যদি প্রতিদিন হ্যাঁ যদি প্রতিদিন ৩০ মিনিট করে সাঁতার কাটা যেত তাহলে কিন্তু আসলে ভালোই হত। আমার কাছে মনে হয়।